বাহ্! আপনার কথা শুনে আমার তো মনে হচ্ছে যে, এখন একটু উম হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে পারলে, বেশ ভালো হতো। তো এই যে, খাবার খাওয়ার কথা, বিভিন্ন আলোচনা করছিলাম, খাবার রান্না করার কথা আলোচনা করছিলাম। আমাদের জীবনে আসলে উম সবকিছু নিয়েই স্মৃতি থাকে। এবং খাওয়া নিয়ে স্মৃতির কোনো কুলকিনারা থাকে না। এত পরিমাণ স্মৃতি আসলে খাওয়া নিয়ে তৈরি হয়ে যায়। তো এই মুহূর্তে কি আপনার কোনো এমন স্মৃতির কথা মনে পড়ছে, যেটি আসলে আপনার খিচুড়ি বা হাঁসের সাথে related?
জি। জি। আন জি। হুম, হুম। জি। হু, হু। আ হ্যাঁ আ আমার মনে আছে আসলে উম আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাসায় আ ২ টা হাঁস আনা হতো। এবং আমরা ভাই-বোনরা মিলে আসলে যখন খেতে বসতাম, দেখা যেত যে আ আসলে কে হাঁসের পা খাবে, কে আসলে হাত হাতের পা হাঁসের পাখা খাবে, সেটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি হতো এবং এখন আসলে যখন আমাদের বাসায় হাঁস রান্না হয়, যেহেতু কর্মক্ষেত্রের জন্য আসলে কেউ এখন আর একসাথে থাকা হয় না। খুব কম হয় যে আমরা আসলে মা-বাবার সাথে বসে সবাই মিলে খেতে পারি। তো তখন আসলে মনে পড়ে যে, ছোটবেলায় কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি একসাথে, আ উম কাড়াকাড়ি করে নিয়ে আসলে আ খেয়েছি। তো ঐটা আমার কাছে মনে হয় যে, আসলে খুব সুন্দর একটা মুহূর্ত আমার জীবনের।
জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। উহু। জি, জি, জি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি, জি। আসলেই। জি। হু, হু। একদম, একদম। বেশ আ চমৎকার একটি কথা বললেন যে, পরিবারের মধ্যে একটি বিশেষ মুহূর্ত কিন্তু তৈরি হয়ে যায়। যে আ অনেকগুলো ভাই-বোন থাকলে বা ২-৩ জন থাকলেও হয়। যে কাড়াকাড়ি করে খাওয়ার যে বিষয়টি এবং তখন হয়তো অনেক সময় মনে হয় যে, কেন আমি একা খেতে পারলাম না? কেন আমি একা হলাম না? আ তাহলে হয়তো আ খাবার একটু বেশি খেতে পারতাম। জি।
জি। হুম। জি। জি। হুম, হুম, হুম। হ্যাঁ, তাই তো মনে হয় আসলে। <chuckles> তার মানে, এই গল্পটি আসলে, আপনার জীবনেও এমন কোনো গল্প কি রয়েছে? আপনি আ যেহেতু আসলে আচ্ছা।
হ্যাঁ, এরকম অজস্র, অজস্র গল্প রয়েছে আমার আ বোনের সাথে। সে আসলে উম কী করত? সে এরকম আ খাবার একটু, একটু জমিয়ে রাখত। ধরেন মাংসগুলো একটু জমিয়ে রাখত।
জি। আচ্ছা।
আর ১মে, ১মে আমার থেকে একটু, একটু কেড়ে নিত, এইখান থেকে এটার থেকে, ওটার থেকে একটু মাংস ছিঁড়ে নিলাম, নিয়ে পরে তার জমানোগুলো আরকি খেত। এরকম বেশ অনেকবারই হয়েছে। তবে অ্যা বিরিয়ানি নিয়ে ১ টি অ্যা বিষয় হচ্ছে, আমি বেশ অ্যা অবাক হয়েছিলাম নিজের, নিজের খাওয়ার দক্ষতা দেখেও এবং আমার সাথে ১ জন ছিলেন। তো আমরা বেশ দেশের নামকরা, মোটামুটি নামক একটি উম আ আরকি রেস্টুরেন্টে যাই, যেখানে তারা কাচ্চির জন্যই বিখ্যাত। তো সেখানে গিয়ে আরকি আমরা ২ জন যখন খাওয়া শুরু করি, অ্যা বেশ কিছু ওয়েটার এবং আশেপাশের মানুষজন আসলে আমাদেরকে দেখতে এসেছিলেন যে, এটা ২ জনের পক্ষে কোনোভাবেই সম্ভব না।
আচ্ছা। <chuckles> জি। বাহ্! খুবই মজার। জি। হু, হু। জি। হু, হু। আচ্ছা। হু, হু।

একদমই এবং উম এত যে খেতে পারি এত যে খেতে পারতাম সেটা সেদিনই বুঝেছিলাম এবং এই যে এত পরিমাণ কাচ্চি খাওয়ার পরেও যে ১ টা আও মানে যে অনীহা কাচ্চির উপরে বা এরকম কোন কিছু কিন্তু আসলে আসেনি। আ তেই তো <chuckles> একটু আগে আসলে আমার নিজের রান্নার কথা বলছিলাম। যে নিজে রান্না করেছিলাম। তো আমি রান্না করেছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য এবং খুব ভাব নিয়ে বলেছিলাম যে আমি সব রান্না পারি। যেহেতু বিরিয়ানি একজন করছে তার মানে সে অন্যান্য Conventional আ খাবার দাবারও রান্না করতে পারবে। এমনটি ধারণাই কিন্তু আমাদের হয়।
উম জী। <laughs> আন, জ্বী। হুম, হুম। আচ্ছা, খুবই চমৎকার! হুম, হুম। জ্বি, বাহ! হুম, হুম। উম <smacks lips> তাই তো আসলে হওয়া উচিত। কিন্তু আমি বলব, আসলে সেটা কিন্তু হয় না। উম স্বাভাবিকভাবে আ যদি আসলে দেখি আ যে বিরিয়ানি রান্না করা কিংবা আসলে ১ টি পদ অ্যা শখ করে রান্না করা। সেটা আসলে ঠিক আছে। সেই বিষয়ে মানুষ আসলে expert হতেই পারে। কিন্তু আ প্রতিদিনের যে খাবারগুলা আসলে আমরা রান্না করি তারাও যে আসলে বিরিয়ানি খুব সুন্দর রান্না করতে পারবে তা না। আমার মনে হয় বিষয়টা হচ্ছে, উম কত বার আমি রান্না করেছি এবং আমার কতটুকু আ experience রয়েছে।
<chuckles> হ্যাঁ। জ্বি, জ্বি, সেটা অবশ্যই হয় না। হুম, হুম। জ্বি, জ্বি। হুম, হুম। <laughs> exactly খুব ঠিক বলেছেন আপনি। জি, খুব অ সুন্দর কথা বলেছেন যে কতটুকু experience রয়েছে। তা আমার যেহেতু experience ছিল না এবং অ তার কারণেই আসলে অ্যা আসলে মাংসগুলো গলে যায়। এবং বিরিয়ানি Flavor টি আসলে আসে না। তো তাদেরকে যখন দিয়েছিলাম, অ্যা তারা বলছিল যে খেয়ে আম কাচ্চি তো মনে হচ্ছে না। তবে তে কিছুটা কাছাকাছি তেহারির কাছাকাছি আরকি গিয়েছে এটি তাদের প্রতিক্রিয়া ছিল।
উম জ্বি। হু, হু। জ্বি। হুম, হুম। জ্বি। উম আচ্ছা, আচ্ছা। খুবই খুবই আমি বলবো খুবই ভালো লাগলো। আপনার সাথে আসলে কথা বলে এই যে আপনার বিরিয়ানির রেসিপিটি শুনে আ ভালো লাগলো। এবং আমি খুবই আসলে অবাক হলাম। উম <smacks lips> আপনার আসলে <chuckles> সেই কাচ্চি খাওয়ার কথা শুনে। আ সত্যিই অবাক করার মতনই বিষয়।
আ হ্যাঁ। জী, জী। হুম, হুম। <chuckles> হ্যাঁ? <chuckles> আসলে আমার নিজেরও এখন মাঝে, মাঝে বেশ অবাক লাগে যে ৮ পিস খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো কথা বলে এবং অ্যা ক্ষুধাও লেগে গেল। আশা করি পরবর্তী তে আবার দেখা হবে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ।
হুম, হুম, হুম। জ্বি। আচ্ছা। জ্বি। ভালো থাকবেন। শু শুভ অপরাহ্ন।

জি, টেস্টি তো বটেই <chuckles> সে কথা না বললেই নাই। তো এই যে বিরিয়ানিতে যেই আ আসলে মাটনটা ইউজ করা হয় এবং যে চাল, আমার মনে হয় চালের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আমি একেক জায়গায় আহ বিভিন্ন জায়গায় বিরিয়ানি খেয়েছি। তো
হু। আন জি। হু, হু। জি। হুম, মানে একেক জায়গায় তো আসলে একেক ধরনের চাল ব্যবহার করা হয়। এবং আ আমি আসলে যেহেতু রান্না করতে পারি, এবং আমার কিন্তু বেশ ভালো লাগে আ বিরিয়ানি খেতে। আমার মনে হয়, এমন কেউ নেই আসলে যে ভোজন রসিক, তার আসলে বিরিয়ানি পছন্দ না। তো আমি আসলে আ ক আহ সেটাকে বলে হচ্ছে কালিজিরা পোলার চালের বিরিয়ানি, আ বাসমতি চালের বিরিয়ানি। তো এই সকল চাল দিয়ে কিন্তু আসলে
জি, জি, জি। জি। হু, হু। হুম, হুম। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। জি, জি।
আমাদের প্রিয় খাবারটি আসলে বানানো হয়, এবং আপনি ঠিকই বলেছেন, এবং এই তো আপনার, আমি দেখতে পাচ্ছি, আপনার খুব সুন্দর ধারণা রয়েছে।
উহুম। জি, ধারণা তো আমার আ ধরুন <chuckles> অনেক কিছু নিয়ে রয়েছে। আমার বিমান, ট্রেন এবং জাহাজ নিয়েও আ বেশ ধারণা আছে। বাট unfortunately সেগুলো আমি কোনটি উম আ সঠিকভাবে চালনা করতে পারি না। এবং বিরিয়ানিটি ঠিক সেরকম বিষয়, রান্নার প্রসেসটা জানি, কিন্তু নিজে করতে গেলে সেটি কখনোই অ ফলপ্রসু হয় না, এবং ultimate result zero হয়। তো এইবা জি, আমি চেষ্টা করেছিলাম এবং আ ব্যর্থ হয়েছি। তো এই ব্যর্থতা থেকে আসলে ইচ্ছাটি চলে গিয়েছে জি। এহ।
হু, হু। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বাহ! তার মানে আপনি আসলে চেষ্টা করেছেন? আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু <chuckles> না, আমি আসলে বলব যে, দেখুন, পৃথিবীতে যত মানুষ আছে, সবাই কিন্তু কখনো না কখনো আসলে ব্যর্থ হয়েছে। তারপরেই কিন্তু আসলে তারা শিখেছে, এবং আক আজকে আমি বলব যে তারা ভালো একটি জায়গায় দাঁড়িয়ে আছে। সেটাই কিন্তু তাদের ব্যর্থতার আহ ম কারণ। আমি বলব, ব্যর্থ হলেই আসলে মানুষ শিখতে পারে।
হু, হু। জি। হু। <chuckles> একদম খুব সুন্দর কথা বলেছেন। তা, আমি তো উম বেশ আমার প্রিয় খাবার নিয়ে অনেক কথাই বলে ফেললাম এবং অনেক জ্ঞান দিয়ে দিলাম আসলে। তো আপনার প্রিয় খাবার সম্পর্কে এবার কিছু শুনি।
হুম, হুম। উম, জি।